শুরু করার ক্ষেত্রে দেখা যায় যে, আগে তো সিদ্ধান্ত নিতে হয় যে, আসলে কোন হবিটা শুরু করব। কারণ হব তো আসলে শেষ নাই। তাই না? <chuckles> তো মানুষের যখন শখ হয় তো সেই শখের আসলে কোন সীমানা থাকে না। এমনি করে আসলে দেখা যায় কি যে, যখন যেটা ভালো লাগে তখন আসলে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা চলে আসে যে, এ্যা এখন কি এটা শুরু করা যায় নাকি? আম যেমন আ শেষ কয়েকটা দিন ধরে আসলে আ প্রচণ্ড রকম হঠাৎ করে ইচ্ছা করছিল যে, আসলে আ পিয়ানো শিখব। তো পিয়ানো শি এ্যা আহ এ্যা একজনকে বাজাইতে দেখছি। তাই দেখে মনে হয়েছে যে, আচ্ছা ঠিক আছে জিনিসটা সুন্দর। এবং আ এটা একটাই এক এ্যা একরকমের স্কিল। তো হ্যা, ভাললাগছে। শিখব, শিখব, করে আসলে অনেকদিন ধরে মাথায় ছিল। কিন্তু এখন হঠাৎ করে আরেকজনকে দেখলাম। দেখে মনে হলো যে, আচ্ছা ঠিক আছে এটা শুরু করা যায়। <clicks tongue> আ শিখে নেওয়া যায়। শেখাটাও আসলে এখন কয়েকটা দিন একটু ফ্রি টাইম আছি। তো আচ্ছা শিখে নেই, তো হ্যা মানে এভাবে করে ব্যাপারটা হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা কিন্তু আগে আসে। এরপরে আসলে আরো কিছু বেসিক স্টেপস আছে। দেখা যাচ্ছে যে, যেগুলো কিনা মুখোমুখি হচ্ছি আরকি।
আচ্ছা হ্যা। হুম। ও কেন? <giggles> আচ্ছা, আচ্ছা। সুন্দর হ্যা। হুম, হুম। হু, হুম। শিখে নেওয়া যাক। হ্যা, হ্যাঁ। হ্যা। হুম। আচ্ছা, আচ্ছা। আপনি আসলে কি দেখে চিন্তা করেন যে, আ মানে পিয়ান, পিয়ানোর ব্যাপারটা বললেন, আ দেখে সুন্দর লাগছে। না তাছাড়া এমন আ কিছু দেখেন কিনা আপনার শখ বা কোন কিছু শুরু করার আগে ক্রাফট শুরু করার আগে?
উ, হু, হুম। আ মানসিক শান্তি পাবো নাকি ঠিক আছে? <chuckles> ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে, আ পিয়ানোর ব্যাপারটাও যদি কিনা বলি, সেটা হচ্ছে কি যে, আম আমি আসলে ইয়ামাহা মিউজিক সেন্টার এ গেছিলাম কিছুদিন আগে। অ্যান্ড এ্যা ব্যাপারটা ছিল, এরকম, এরকম, ছিল যে, সেখানে আমার এক পরিচিত ভাই আছে, যে, কিনা হচ্ছে যে, খুব ভালো পিয়ানো বাজায় সে আমাকে
আচ্ছা, <chuckles> আচ্ছা। হ্যা। হুম, ও আচ্ছা। হুম, আচ্ছা কোন কাজে গিয়েছিলেন নাকি এমনি ঘুরতে গিয়েছিলেন?
তো একটু যাবতীয় করতে। ওখানের মধ্যে দূরে থেকে দেখতে খুব ভালো লাগে। তো ওখান থেকে আ এক ব ইয়ে ওখানে এক ভাই আছে যিনি চাকরি করে। তো ব সে আবার হচ্ছে আমার খুব কাছের ভাই ব্রাদার। সে আবার বলছিল যে, ভাই আসিয়েন। গেলাম। যাওয়ার পরে ওখানে বেশ বড়সড় ঐ আগেকার দিনে সিনেমা হল, মধ্যে দেখা যাইত যেরকম গ্র্যান্ড পিয়ানো দেখা যাইত। অইরকম কয়েকটা গ্র্যান্ড পিয়ানো দেখলাম। গ্র্যান্ড পিয়ানো দেখে খুব চমৎকার লাগলো যে, আচ্ছা ঠিক আছে আ এটা বাজায় কিভাবে? তো সে আমাকে একটু বাজাই <blows air> শুনাইল। তো স বাজায় শোনানোর পর হ্যা সে পারত। সে যথেষ্ট ভালো বাজায়। সে renowned musician গেলাম ওখানে যে, সে বাজায় শুনাইল। এবং দেখে ভালো লাগলো যে, এটা কি শেখা কোন <chuckles> মানে অ্যা শ মানে শেখা কি পসিবল নাকি? এটা একটু জিজ্ঞেস করলাম। হ্যা, হ্যা, এটা পসিবল আপনিও পারবেন কোন সমস্যা হবে না। ব্যা হ্যাঁ, তো এভাবে করে আরকি ব্যাপারটা দেখা যাচ্ছে যে, পাস্টের দিকে হচ্ছে যে, আসলে পসিবিলিটিস গুলো দেখা হয়। যে, আ যখন কিনা একটা জিনিস শুরু করতে যাচ্ছি। আসলে এটা শেষ করতে পারব নাকি? এটাও আসলে একটু চিন্তা করি।
আচ্ছা। হ্যা, হ্যা, হ্যা। হুম। হু, হুম। <tsk> ওয়াও। হু, হুম। হ্যা। আচ্ছা উনি পারতেন বাজানো? বাহ! ভালো। আচ্ছা, আচ্ছা। ও। আচ্ছা। <chuckles> হ্যা। হুম। হ্যা, শেষ করতে পারব নাকি। একদম হ্যা এটা চিন্তার ব্যাপার আসলে। তো কি চিন্তা করলেন আপনি? শেষ করতে পারবেন?
আহ! হ্যাঁ। এরপরে হচ্ছে জি।